হ্যালো! কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যে আ মাইকিং করে জানায় দিলো, তারা নিজে থেকেই যে আসলে ভাড়াটা আগের মতই করে দেয়া হলো। তো আসলে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছিল সেই সময়। এটা বেশিদিন আগের কথা না। আ এই বেশ এ প্রায় আ ৮ ৯ মাস বা বছরখানেক আগের কথা এই জিনিসটা। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল।
জি, জি। আনফরচুনেটলি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বাহ! দারুণ কিন্তু। এইটা কিন্তু আপনি ঠিক বলেছেন। যে এইটাই হচ্ছে আমাদের জনগণ হিসেবে আমাদের সবচেয়ে বড় পাওয়ার, যে কোনো কিছুকে বয়কট করা। আমাদের এদিকে যেমন ইসরাইলে হামলার প্রতিবাদে পয়ে কোককে বয়কট করা হয়েছিল। কোকের হ্যাঁ, তো যেটা রেজাল্ট আসছিলো, কোকের দাম যেমন পড়ে গেলো, পাশাপাশি কোক যে এত মার্কেটিং এ পরিবর্তন আন আনল, ইভেন মানুষ যেহেতু বোঝানোর জন্য তাদের হচ্ছে ইস্ট এশিয়ার যেই আ হেডকোয়ার্টার সেটা তুরস্কে শিফট করলো। তুরস্কের একটা কোম্পানির কাছে সেল করে দিলো। যেন বোঝানোর জন্য যে, "তুরস্কে যাতে ইসলামিক কান্ট্রিতে নাম, আমরা ইসলামিক কান্ট্রির আন্ডারে আছি, ইত্যাদি, ইত্যাদি।" এইটা কিন্তু অনেক বড় একটা পাওয়ার, আপনি ঠিক বলেছেন। আ পেঁয়াজের ক্ষেত্রেও আমাদের অমনি এরকম একটা ঘটেছিল, যে মানুষজন পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছিল এবং রাতারাতি পেঁয়াজের দাম পড়ে যায়। এইটা কিন্তু ভালো বলেছেন। আমরা মে বি এই এটার আ জানিনা রাষ্ট্রীয়ভাবে কিভাবে সম্ভব? বাট, যদি করতে পারি জনগণ কিন্তু তাদের ক্ষমতা ফিরে পাবে একদম। কোনো সিন্ডিকেটই কিছু করতে পারবে না। এই এক হত এক এক হয়ে কাজ করার বিরুদ্ধে আরকি।
উহু, হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। পণ্য বয়কট করে দিয়েছিলাম। হ্যাঁ। উম হু, হুম। হুম, হুম, হুম। হু, হু, হু, হু। হু, হু, হু, হু। হু, হু, হু, হু। জি, জি, জি। হ্যাঁ, আসলে ওইযে আমি বললাম না যে হচ্ছে আ দেখা যায় যে, একটা হাতি যদি খুব আ তান্ডব চালায় একটা জঙ্গলের মধ্যে, তো সেখানে যদি আ আ ধরুন একটা যদি ছোট, ছোট যদি আ ধরুন, আ বানরও যদি আ দেখা যায় যে, ছোট, ছোট বানর যদি একসাথে হয়ে তয়ে, তাকে যদি প্রিটেন্ড করে তখন দেখা যায় যে ওই হাতিটাও তখন শান্ত হয়ে যাবে আসলে। তো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকমই। হ্যাঁ। তো এই জিনিসটা আসলে যে, আমরা যদি একসাথে হয়ে কাজ করি, একসাথে হয়ে যদি আমরা জিনিসটাকে বয়কট করে ফেলি যে আমরা এত জিনিস দিয়ে এত দাম কি এত জিনিস দিয়ে মানে এত টাকা দিয়ে এত জিনিস কিনব না। হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসের দাম কমে যাচ্ছে। হ্যাঁ।
উহু। হ্যাঁ। <chuckles> এলাকা ছেড়ে, চলে যেতে বাধ্য হয়। হ্যাঁ, হ্যাঁ। দারুণ বলেছেন, অ্যাকচুয়ালি। হুম। কিনবনা আরকি। জি, জি। কমে যেতে পারে। ভালো বলেছেন, খুবই ভালো বলেছেন। যাহোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো অ্যাকচুয়ালি, আ অনেক কিছু শেখা হল।
হুম। আমারও ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অনেক কিছু জানতে পারলাম। হুম। উহু, তো ভালো থাকবেন।
জি, সেম হেয়ার। তো আবা আবার কথা হবে আপনার সাথে আশা করছি, খুব শীঘ্রই। এরকম ইন্টারেস্টিং আলোচনার আরো প্রয়োজন আছে আসলে।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
জি। আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি।
আর সচেতন থাকবেন। জি, শুভরাত্রি।

এই তো দিনটা ভালোই কাটছে। মানে ধরুন সারাদিন আজকে তো weekend ছিল তো আ দেখা যাচ্ছে যে, অ্যা একটু বেশিই ঘুমিয়ে ফেলেছি আজকে। হ্যাঁ, হ্যাঁ, তো আর আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল। হ্যাঁ, এই সন্ধ্যার দিকে উঠে আর কি বাজারের দিকে গিয়েছিলাম একটু পারিবারিক কিছু খরচ করার জন্য সাপ্তাহিক খরচ করার জন্য গিয়েছিলাম। তো দেখে মনে হচ্ছে যে, বা মানে আসলে বেঁচে থাকার জন্য যে, দিন, দিন যে, খরচগুলো বেড়ে যাচ্ছে আসলে এইভাবে চললে হয়তোবা বেশিদিন বেঁচে থাকতেই <chuckles> পারবো না। হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। ভালো ছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হু, হু। জি, জি। <chuckles> ভালো বলেছেন, actually
আসলে ব্যাপারটা এমন হয়ে উঠেছে। হ্যাঁ, দৈনন্দিন জীবনের চাহিদা মানে এতটাই বেড়ে গেছে যে, আ বলা যায় যে, আসলে আ আমাদের দিন যত দিন যাচ্ছে আমাদের আ খরচও তত বাড়ছে। মানে নিজেদের খরচের কথাই বলি। এই যে, ধরুন যে, আ ভাড়া। আমি যে, বাজারটা যাচ্ছি বাজার থেকে আসছি এই যে, ভাড়া যেখানে ছিল আগে ৳১০ এখন হয়ে গেছে ৳২০ তো ব্যাপারটা হচ্ছে যে, এরকম করে বিভিন্ন জিনিসের দাম ধীরে, ধীরে ৳১ ৳২ করে দিন, দিন বেড়ে যাচ্ছে তো আসলে বেঁচে থাকাটাই দায় হয়ে পড়েছে এইখানে। তো আপনার কি মনে হয় এইটা?
হুম, হুম, একদম ঠিক বলেছেন। উম মানে। হ্যাঁ। হু, হুম। জি। উম একদম ঠিক বলেছেন। আমি হ্যাঁ, জি, আমি আপনার সেটা পুরোপুরি একমত বেশিরভাগ ক্ষেত্রে। একটা জায়গায় শুধু একটু ভিন্নমত পোষণ করব। সেটা হচ্ছে বেঁচে থাকার চাহিদা বাড়ছে হয়তো না। বেঁচে থাকার চাহিদার ফলে যে, খরচ সেটা মেবি আমাদের বেড়ে যাচ্ছে। বরঞ্চ বলবো যে আমরা চাহিদা কমাতে বাধ্য হচ্ছি কারণ খরচ এত বেশি বেড়ে গিয়েছে। উদাহরণস্বরূপ যদি বলি, মানে আপনি তো বললেন খরচের কথাই। আমাদের অ্যা যেই, মানে বাসার উপরে একজন helping hand থাকেন আরকি হ্যাঁ। তো উনাকে বাবা হচ্ছে ২ টা ছোট, ছোট ঘর করে দিয়েছেন ছাদের উপরে। সেখানে উনি উনার ফ্যামিলি নিয়ে থাকেন। উনি রিক্সা চালান। উনার উইফ আমাদের বাসায় কাজ করেন আরকি। তো helping hand হিসেব। উনার ছেলে ক্লাস 9 এ পড়ে। recently আমি তাকে দেখি যে, সে স্কুলে না গিয়ে একটা ইসে রেস্টুরেন্ট এ মানে ওয়েটার হিসেবে মানে কাজ করছে। আমি হঠাৎ ধরে ডেকে, তুমি এখানে কে ওর নাম হচ্ছিলো ছিল সোহান। "ওরে তুমি এখানে কেন?" তো ও বললো যে, "বাবাও তো আমাকে এখানে দিয়ে গেছেন।" বলল যে, "আমি এখানে কাজ করব।" আমি সাথে, সাথে আঙ্কেলকে ফোন যে, "আপনি আপনার ছেলে রে স্কুলে না দিয়ে এখানে কেন? আপনার অ্যা একটু থ্রেটই দিচ্ছি, আপনি এটা, এটা কোন ধরনের কাজ আপনার?"
হু, হুম, হু বুঝতে পেরেছি। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কাজ করছে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম, হুম, হুম।

তো উনি পরে রাত্রে আমার সাথে দেখা করতে আসলেন। এসে বললেন যে, "দেখেন আঙ্কেল, আমাদের এ এই অবস্থায় এখন যে জিনিসপত্রের দাম, আমার পক্ষে এতগুলো মুখ চালানো সম্ভব হচ্ছে না। কারণ, মানুষ এখন যেখানে আগে রিক্সায় যেত, অনেকে পায়ে হেঁটে যাচ্ছে। কারণ টাকা বাঁচানোর উদ্দেশ্যে, আয় খুবই কম। তো আমি ওর খরচ চালাতে পারছি না।" আমি বললাম, "সে খরচ আমি দিচ্ছি, আমরা দিচ্ছি। ফ্যামিলি আমার, প্রবলেম নাই।" তো বললো, "সেটাও না। ওর যদি আপনি স্কুল ফি টাও দিয়ে দেন, ওকে খাওয়ানোর যে খরচটা সেটাই আমার জন্য মেইনটেইন করা কষ্ট হতে যাচ্ছে।" তো পরবর্তীতে আ আমি আমার বাবার সাথে আম্মার সাথে কথা বলি, আমরা সবাই মিলে এখন ওকে স্কুল থেকে, স্কুলে ব্যাক নিয়ে আসছি এবং ওদের বাসায় খাওয়ারও একটা, আমরা রেগুলার পাঠাচ্ছি। বাট দেখুন, এটা তো আমি তাকে জানি, তাদেরকে চিনি। তাদের সাথে কথা বলে জানলাম, দেন, আমি হেল্প করতে পারছি। কিন্তু এরকম কত হাজার, হাজার, লাখ, লাখ, মানুষ হয়তো আছে, যাদের এরকম দেখার কেউ নেই। তাদের খরচ, বেঁচে থাকার খরচ বাড়তে, বাড়তে
জী, জী, জী, জী, জী। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। জী, জী, জী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে, এরকম অনেক আ মানুষ আছে, যাদেরকে আসলে হেল্প করার মতো, আ আপনার মত কোনো মানুষ নেই, যারা তাদেরকে হেল্প করবে আসলে। তো তারা কিভাবে জীবিকা নির্বাহ করছে, তো আসলে এই ব্যাপারটা নিয়ে আসলে, যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে দেখবেন অনেক কিছু বেরে এসেছে যেটা আসলে আমাদের আ ভাবতেও অনেকটা খারাপ লাগবে যে, আসলে তারা কতটা কষ্ট করছে। হ্যাঁ, তো আপনি যেটা বললেন যে, আপনার হচ্ছে বাবা আপনার হেল্পে মানে, আপনাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড তাদের জন্য আরকি একটা ঘর করে দিয়েছে বা বাসাই করে দিয়েছে বলা চলে। তো এরকম দেখা যাবে যে, অনেকে বাসা ছাড়া, রাস্তায় দিন কাটাচ্ছে। আসলে মানে, আমি যেটা বললাম যে, আসলে খরচটা এতটা বেড়ে গেছে, আমার মনে হয় যে, আ মানে খরচের থেকে মানে, আসলে আমাদের ইনকাম এর থেকে খরচটা বেশি হয়ে গেছে, আসলে। এটা নিয়ে আপনার কি মতামত?
হুম। জী, জী। হুম। জী। হুম, হুম। জী। হ্যাঁ, বাধ্য হয়। হ্যাঁ। সেটাই এবং এইযে খরচ বেড়ে যাওয়া, মানে জিনিসপত্রের দাম দিন, দিন বেড়ে যাচ্ছে। এইটা নিয়ে কারোর কোনো মাথাব্যথা আমি দেখছি না। আমাদের এদিকে যেমন গত ১৬ বছর পরে একটা সরকারের পতন হলো। আমরা বললাম, সে ছিল স্বৈরাচারী ব্লাহ, ব্লাহ এবং সত্য, কথা সত্য। দেন গভর্নমেন্ট আসলো সেও জিনিসপত্রের দাম কমাতে পারছে না। তাহলে আসলে দোষটা কার? এর আগে যখন অপোজিশন এখন কারেন্টলি যারা অপোজিশন ছিল, তারা যখন আ ১৬ বছর আগে যখন ক্ষমতায় ছিল, সে সময় আমি দেখেছি জিনিসপত্রের দাম যে ঊর্ধ্বমুখী ছিল। এই যে গভর্নমেন্ট পর্যন্ত জিনিসপত্রের দাম কন্ট্রোলে ব্যর্থ, এর কারণ হচ্ছে, সিন্ডিকেট ব্যবসায়ী। সিন্ডিকেট এরা এত বেশি পাওয়ারফুল
হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম। হুম, হুম। হুম, হুম। সেখানে আসলে